হ্যালো! কী অবস্থা ভাই?
আ হ্যালো! কি অবস্থা? এই তো ভালো আছি আপনার কি অবস্থা?
এই তো আমিও ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে আপনার?
আমার দিনকাল যদি বলেন, আসলে একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আ নিজেকে একটু চাপের মধ্যেই রেখেছি বলতে গেলে।
আচ্ছা। কেন?
আ আসলে আমার যে কর্মসংস্থা রয়েছে বা আমার কর্মস্থল যেখানে রয়েছে, সেখানে খুব বড় একটি প্রজেক্ট এসেছে এবং তার জন্য দেখা যাচ্ছে যে আমার একটি আ প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমার একটি ডেডলাইন রয়েছে, তার জন্য আসলে নিজেকে একটু চাপের মধ্যেই রেখেছি। আপনার?
হ্যাঁ। আচ্ছা। ও! আচ্ছা, আ আমারও দিনকাল ভালোই যাচ্ছে তবে আমি কিন্তু নিজেকে চাপের মধ্যে রাখছি না, কারণ আ কিছুদিন আগেই আমার একটি আ প্রজেক্ট শেষ হয়েছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু চাপের বাইরেই আছি। মাঝে, মাঝে কিন্তু আমরা নিজেদেরকে অতিরিক্ত চাপ দিয়ে ফেলি, তাই না?
হুম। আচ্ছা। আ আ হ্যাঁ। হ্যাঁ একদম। আমি কিন্তু তাই মনে করি যে, মাঝে মধ্যে কিন্তু আমরা আমাদেরকে অনেক চাপ দিয়ে ফেলি। আচ্ছা যেহেতু আ নিজেকে চাপ দেওয়ার কথা চলেই আসলো, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে আমি কি করতে পারি?
জি। হ্যাঁ। অব অবশ্যই করুন।
আচ্ছা, নিজেকে চাপ দেওয়ার আহ মাধ্যমে, আমরা কখন হচ্ছে নিজেকে সাহায্য করি? বা কখন নিজেকে ক্ষতি করে ফেলি?
আচ্ছা, আ নিজেকে চাপ দিয়ে এলে কিন্তু যেটা হয়, অনেক সময় আমাদের চাপের প্রয়োজন হয়। তা না হলে দেখা যায় যে, কোনো একটি কাজ আমরা মানে ইচ্ছাকৃতভাবে দেরি করি, বা আ ঠিক মতো করা হয় না। যেরকমটা আপনি বললেন যে, আপনার একটি প্রজেক্ট রয়েছে এবং প্রজেক্ট এর জন্য আপনি নিজেকে চাপ দিচ্ছেন। এটা কিন্তু ভালো যে, আপনি আ নিজের উপর চাপ প্রয়োগ করে কা প্রজেক্ট এর জন্য আ সময় বের করছেন, এবং কাজটিকে ভালোভাবে করার চেষ্টা করছেন। তবে খেয়াল রাখতে হবে এই চাপের মাত্রাটা যেন কোনভাবেই অতিরিক্ত হয়ে না যায়। অতিরিক্ত হলে দেখা যাবে, তখন কিন্তু এটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তাই না?
হুম। হ্যাঁ। আমিও কিন্তু আপনার সাথে একদমই একমত, এবং আমি মনে করি যে, এই যে, চাপ দেওয়ার মাধ্যমে এটা কিন্তু আহ আমাদেরকেই দিনশেষে সাহায্য করে। যদি আ ভালো দিকের কথা বলি, সেক্ষেত্রে আমার মনে হয় যে, লক্ষ্য অর্জনে অনেকটাই উৎসাহ দেয় এবং আমাদের মনে হয় যে, আমরা স্বাভাবিক জীবনে অনেকটাই আলসমি করি, বা অলসতায় কাজ কাজকে হেলামি করে ফেলিয়ে রাখি। তো সেক্ষেত্রে দেখা যায় যে, আ চাপ দিলে কিন্তু আমাদের সময়টা নষ্ট হয় না, এবং আমার মনে হয় যে, এ এই মুহূর্ত থেকে বা আজকে থেকেই কিন্তু আমরা কাজটা শুরু করতে পারি, এবং যেমনটা বললাম যে, একটি তারিখ থাকে বা ডেডলাইন থাকে সেই সেই সময়ের মধ্যেই কিন্তু আমরা আহ কাজটা শেষ করতে পারি। এবং আরো যদি বলি সেক্ষেত্রে বলব যে, চাপ দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা অনেকটাই মনোযোগ দিতে পারি বলে আমি মনে করি। আচ্ছা আপনি কি মনে করেন যে, আ চাপ দেওয়ার ক্ষতিকারক দিকগুলো কি রয়েছে? যেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে?
জি। উ জি। হ্যাঁ। উ জি। উ জি। একদম। হ্যাঁ। অবশ্যই। উ জি। একদম। জি। এটা তো ঠিক। আ অবশ্যই। চাপ আসলে আ এরকম একটা জিনিস, যে, মাঝেমধ্যে এটা কিন্তু আমাদের নিজেদেরকে দেয়া উচিত। কারণ আপনিও যেরকমটা বললেন, মাঝেমধ্যে কিন্তু আমরা আ অনেক অ আলসামি করি। দেখা যায় যে, একটি কাজ করবো, করবো বলে করা হয় না। তো সেইক্ষেত্রে ওই জায়গাটায় যদি আমরা আ নিজেদেরকে চাপ দিয়ে কাজটি জলদি শেষ করে ফেলি কিংবা আ আসলে যতটুকু সময়ের ভিতরে করা দরকার, ততটুকু সময়ের ভিতরে যদি কাজটি করে ফেলি, এটা কিন্তু আমাদের আ মানসিক শান্তি দেয়। আর আমরা যদি অবহেলা করে কাজটিকে ফেলে রাখি, তখন কিন্তু দেখা যায় যে, যখন আসলে সময়টা শেষ হয়ে যায়, এটা কিন্তু আমাদের মানসিক যন্ত্রণাটা বাড়িয়ে দেয়। তো সেইক্ষেত্রে আমি বলবো যে, <swallows> মাঝেমধ্যে যখন আসলে আমরা নিজেদেরকে চাপ দিয়ে কোন কাজ এ ঠিকমতো শেষ করি, আ বা, নিজেদেরকে চাপ দেওয়ার মাধ্যমে আমরা ভালো কিছু অর্জন করি, তখন কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যটা অনেক ভালো হয়, তাই না?
আ হ্যাঁ। হুম। একদম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, একদমই। আমি মনে করি যে, আসলে নিজেদের কাজ কিন্তু নিজেদেরই করতে হয়। এবং আমরা দেখা যায় ব্যক্তিগত জীবন থেকে অতিরিক্ত চাপে থাকি বা নিজেদের জন্য চাপ নেই হয়তো, যখন আমরা আ কর্মসংস্থানের কাজ করে থাকি বা অফিসের কাজ করে থাকি, তখন দেখা যায় যে, চাপটা আমরা বেশি নিই। এবং আমার মনে হয় যে, এই যে, চাপটা নিলাম আমরা, এই চাপ নেওয়ার মাধ্যমে কিন্তু আমরা আহ অফিস থেকেও খুব ভালো একটি পারিশ্রমিক পেতে পারি, আ অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারি বলে আমি মনে করি। আর যদি বলি যে, অতিরিক্ত চাপ নেওয়ার মাধ্যমে আমরা কীভাবে ক্ষতিগ্রস্ত হই? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে, মাত্রা অতিরিক্ত চাপ নিয়ে নিলে আসলে, ঘুমের ব্যাঘাত ঘটে এবং দেখা যায় যে, আমাদের দেহের অনেক ধরনের সমস্যা হতে পারে বা আমরা কিন্তু দুর্বল হয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে, হা ১ টা জিনিসে বা কোনো বিষয় নিয়ে যদি আমরা অতিরিক্ত সময় দিই বা চাপ নেই, সেক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু আস্তে, আস্তে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে, চাপ অবশ্যই নেওয়া উচিত। তবে সেটা আ আসলে লিমিট রেখে যে, আমরা কতটুকু নিতে পারবো, নিজেদেরকে সময় দিয়ে? মাঝেমধ্যে বিরতিও নেওয়া যেতে পারে। আচ্ছা আপনি কি মনে করেন যে, চাপ নিয়ে কাজ করলে কি আসলে আমরা, বেশি প্রোডাক্টিভ হতে পারি?
উ জি। উ জি। উম জি। জি। হ্যাঁ। উম জি। একদম। উম জি। হ্যাঁ। একদম। একদম। উ জি। একদম। উ জি, একদম। আ আমি এই বিষয়ে একটু বলবো যে, আ বেশি প্রোডাক্টিভ কিন্তু হওয়া যায়, আবার হওয়া যায় না। কারণ, আপনি যদি একটু খেয়াল করেন যে, আ চাপ বলতে আমরা মূলত কি বুঝি? যে, অনেক সময় হয় না? যে, আমাদের কোম্পানি থেকে আমাদেরকে অতিরিক্ত চাপ দেয়া হচ্ছে কোন কারণ ছাড়া। তো আসলে যেখানে কোনো উদ্দেশ্য থাকবে না চাপের আ যে, অনেক চাপ দেওয়া হচ্ছে, কিন্তু কোন লক্ষ্য থাকবে না ওইটার। তো সেইক্ষেত্রে কিন্তু আসলে চাপ দেওয়ার ফলে আমরা প্রোডাক্টিভ হবো না এবং বরং আপনি যেরকমটা বললেন, আমাদের শরীর দুর্বল হয়ে যাওয়ার, আ ঠিকমতো ঘুম না হওয়ার, আস্তে, আস্তে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো সেইক্ষেত্রে এটা কিন্তু আমাদের প্রোডাক্টিভ করে তোলার বদলে আ আমাদের শরীরে আরো খারাপ করবে। এবং তার পাশাপাশি আ আমি যদি বলি, যেরকম আমরা যদি কোন লক্ষ্য নিয়ে কাজ করি আমি যদি আমার জীবনের একটু আ গল্প আপনার সাথে শেয়ার করি
হুম। হ্যাঁ। হ্যাঁ, কোনো লক্ষ্য থাকবে না। হ্যাঁ। অবশ্যই। জি। হ্যাঁ, একদম।
আমি যখন আ পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দিই, তখন কিন্তু আ যে, ৩ মাস সময় থাকে। তখন ওই ৩ মাস আমি নিজেকে অনেক চাপ দিই চাপ দিয়ে পড়ালেখা করি। দেখা যায় যে, ঘুম ঠিকমতো হতো না, খাওয়াদাওয়া ঠিকমতো হতো না। আ তা তারপরও যখন আসলে আমি পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে চান্স পাই, তখন কিন্তু আমার আ খুবই ভালো লাগে। তবে আমার মনে হয় না এটা আমাকে খুব বেশি প্রোডাক্টিভ আমার রেগুলার লাইফে করে তুলেছে। শুধুমাত্র আসলে যেই সময়টায় আমি লক্ষ্য নিয়ে কাজ করেছি, এটা ওই সময়টার জন্যই প্রযোজ্য এবং আমি মনে করি এইরকমটাই হওয়া উচিত। আপনার কি মতামত?
হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আমিও কিন্তু আপনার সাথে একমত যেমনটা আমরা কিন্তু দীর্ঘদিন যদি আমাদের আ কে চাপ দিতে থাকি তো সেক্ষেত্রে দেখা যাবে যে, আমরা কিন্তু আ অসা এই কি বলে এটাকে? আমরা কিন্তু আ অসুস্থ হয়ে যাবো। এবং আমি মনে করি যে, আ চাপ কিন্তু দেওয়ার মাধ্যমে আমরা প্রোডা প্রোডাক্টিভ হতে পারি। যেমনটা আমরা কিন্তু ডেডলাইন থাকলে ফোকাস দিতে পারি। যেমনটা আ আজকে আমাদের এই কাজটা করতেই হবে এবং এতগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে, অবশ্যই আমরা চাপ দেওয়ার মাধ্যমে প্রোডাক্টিভ হতে পারি এবং আ খুব উৎসাহ পেতে পারি যখন আসলে কাজটা সম্পূর্ণ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে, আ চাপ দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সময়টাকেও বাঁচাতে পারি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে, লক্ষ্য বা ডেডলাইন এর মধ্যে যদি আমরা কাজগুলো আ করে ফেলতে পারি তো সেক্ষেত্রে কিন্তু সময়টাও বেঁচে যায় এবং আমার মনে হয় যে, আসলে অনেক সময় কাজে চাপ দিলে বা নিজেকে একটু চাপ দিলে মনে হয় যে, এই লক্ষ্যটা রয়েছে সেটা খুব দ্রুত আমরা পূরণ করতে পারি বলে আমার মনে হয়। আচ্ছা আপনি কি মনে করেন যে, নিজের মেন্টাল স্বাস্থ্যের জন্য বা মানসিক স্বাস্থ্যের জন্য কখন চাপ কমানো দরকার? কিভাবে বুঝবেন আপনি?
হুম, জি। একদম। জি। হ্যাঁ। উম জি। একদম। উম জি। হ্যাঁ। উম জি। জি। একদম, হ্যাঁ। উম জি। উম জি। আচ্ছা এটা বোঝার কিন্তু খুবই সহজ একটি উপায় রয়েছে। আসলে আ যখন আমরা নিজেদেরকে বেশি চাপ দিতে শুরু করি তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আ যেরকম আ আমরা যখন আসলে আমাদের অফিসিয়াল কাজগুলোতে নিজেকে বেশি চাপ দিতে থাকি তখন কিন্তু দেখা যায় যে, আমাদের ঘুমটা ঠিকমতো হয় না। উম আমাদের শরীরটা কেমন যেন দুর্বল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই লক্ষণগুলি যখন আমরা দেখব তখন কিন্তু আসলে আমরা বুঝতে পারবো যে, আমাদের এখন অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে যা আমাদের মেন্টাল হেলথ এর জন্য কিন্তু খুবই ভয়ানক একটি আ সমস্যা হতে পারে যদি আমরা এই চাপটা আ কন্টিনিউয়াসলি নিজেদেরকে দিতে থাকি। তো সেই ক্ষেত্রে আ যখন আমরা এই ধরনের আ রিজেকশন আসলে আমাদের শরীর থেকে দেখব যে, আমাদের শরীর আর নিতে পারছে না তখন আ আমাদের শরীরে কিন্তু স্বাভাবিক একটা প্রতিক্রিয়া দেখা দিবে। হয়তো কারো জ্বর এসে পড়ে। আ আবার কেউ মাথা ব্যথা অনুভব করে। তো এভাবেই কিন্তু আমাদের শরীর আমাদেরকে বুঝিয়ে যায় যে, না এখন আসলে তোমার চাপটা বেশি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু তখন চাইলে যখন আসলে এগুলো দেখবো যে, এরকম আমাদের সাথে হচ্ছে তখন কিন্তু আমরা চাপের পরিমাণটা কমিয়ে আনতে পারি। আ তাই না?
হ্যাঁ। আচ্ছা। হুম। একদম। আ হ্যাঁ। অবশ্যই। হুম। হ্যাঁ। হ্যাঁ। একদম। হুম। হ্যাঁ, আমি কিন্তু এটাই বলতে পারি যে, আ আমার মনে হয় যে, চাপ দেওয়ার মাধ্যমে বা, অতিরিক্ত চাপ নিলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যেতে পারি এবং আমি মনে করি যে, আমরা কখন বুঝবো আসলে আমাদেরকে আর চাপ দেওয়াটা ঠিক হবে না? তো সেক্ষেত্রে আমার মনে হয় যে, আ অনেক সময় দেখা যায় অতিরিক্ত চাপের ফলে আমরা ক্লান্ত অনুভব করি। ঘুমালেও আসলে দেখা যায় যে, ঘুমটা আ ঠিকমতো হয় না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে, অ্যা ঘুম যদি ঠিকমতো না হয়, সেক্ষেত্রে শরীর খুব ভার, ভার লাগে এবং মস্তিষ্ক আসলে আর চাপ নিতে চায় না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে, এর আরো কিছু সমস্যা রয়েছে। যেমন উন দা আমি আমার ব্যক্তিগত জীবনে ফেস করি। যে, খুব অল্পতেই আসলে রাগ চলে আসে এবং দেখা যায় ছোটখাটো বিষয়ে কিন্তু মন খারাপ হয়ে যায় এবং আ মানুষের সাথে আসলে রাগ করে বসি। এবং কাজে কোনো মনোযোগ থাকে না, মাঝেমধ্যে ভুল হতে থাকে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে, অতিরিক্ত চাপ দিলে আসলে কিন্তু দেখা যায় আমরা আ লাভবান হতে গিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। যেমনটা সবসময় আসলে বিরক্তিকর লাগে এবং এক জিনিস কিন্তু সবসময় আসলে ভালোও লাগে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে, এই চাপগুলো আসলে আমরা এভাবে বুঝে থাকি। এবং আমি যদি বলি কিভাবে চাপ আসলে সামলাতে পারি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে? সেক্ষেত্রে আমি মনে করি যদি আমরা একটু বাহিরে খেতে গেলাম কোথাও একটু মনটাকে ভালো করার জন্য বা, পরিবারের সাথে একটু সময় কাটালাম, ভ্রমণ করলাম, সিনেমা দেখলাম। মূলত বিনোদনমূলক কাজ করার মাধ্যমেই কিন্তু আমরা আবারও কিন্তু আমাদের বে অ্যা যেই ব্যক্তিগত জীবন রয়েছে বা, কর্মজীবন রয়েছে, সেগুলোতে নতুন করে কাজ করার জন্য মনোযোগ ফিরে পাই। আপনি কি মনে করেন?
উ জি। উ জি, একদম। জি। হ্যাঁ। জি। একদম। জি। একদম। জি। আচ্ছা। জি। এটা তো একদম ঠিক। জি। হ্যাঁ। জি। হ্যাঁ। একদম। হ্যাঁ। উ জি। জি। একদম। হ্যাঁ, আমিও এটাই মনে করি। আসলে আ চাপ যতই থাকুক না কেন? কিছু সময় আসলে চাপ কম থাকবে, কিছু সময় চাপ বেশি থাকবে। আ তবে আমাদেরকে এটা মেইনটেইন করে চলতে হবে। আসলে যখন আমরা বুঝবো যে, অতিরিক্ত আ চাপ হয়ে যাচ্ছে, তখন আমাদের কিছু কৌশল অবলম্বন করা উচিত। যেমনটা আপনি বললেন আপনি ঘুরতে যান, খাওয়া-দাওয়া করেন। এটা আপনাকে চাপ কমাতে সাহায্য করে। আমিও কিন্তু এরকমটা করে থাকি। আমি আসলে আ দেখা যায় যে, যখন আসলে আপনি যেরকম বললেন আপনি একটি প্রজেক্টে কাজ করছেন, আ যখন আসলে আমি এরকম কোন প্রজেক্টে কাজ করি, তখন আ আসলে আমার প্রজেক্টটা শেষ হওয়ার সাথে, সাথে আমি একটি আ মোটামুটি বড় একটি ভ্যাকেশনে চলে যাই। হুম? একটা আ সুন্দর একটা ট্যুর দিয়ে আসার চেষ্টা করি যা কিন্তু আসলে আমার যে, একটা চাপ র ছিল এতদিন, ওইটাকে কিন্তু খুবই সুন্দরভাবে ওভারকাম করে আসে। আ যার ফলে দেখা যায় যে, আমার যে, একটা মানসিক ভারসাম্যের জায়গা রয়েছে, সেটি কিন্তু ফিরে আসে এবং এর পাশাপাশি আমি যদি বলি যে, মানে ব্যক্তিগত আ জীবনে এইযে আমাদের নরমাল যে, দিনগুলো রয়েছে, ওইগুলোতে চাপ কমানোর জন্য আমি আমার পরিবারকে সময় দিয়ে থাকি কারণ অতিরিক্ত চাপ হলে কিন্তু আসলে আ মানে দেখা যায় যে, আমরা আস্তে, আস্তে ডিপ্রেসড হওয়া শুরু করি। তো সেক্ষেত্রে যখন আমরা পরিবারকে সময় দিই, আ বাচ্চাদের সাথে খেলাধুলা করি, তখন কিন্তু আমাদের আ চাপটা অনেক কমতে থাকে এবং এটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবনেও দেখেছি। আসলে যখনই আমি চাপের মধ্যে ছিলাম, তখন যদি আমি আমার কোনো প্রিয় মানুষ বা, প্রিয় বন্ধুকে সময় দিয়েছি অথবা, আমার পরিবারের কারোর সাথে আমি আ সুন্দর টাইম স্পেন্ড করেছি, তাদেরকে নিয়ে কোথাও আ খাওয়া-দাওয়া করতে গিয়েছি অথবা, ঘুরতে গিয়েছি, তখন কিন্তু আসলে আমার যে, চাপটা রয়েছে, সেটা অনেক কমে গিয়েছে।
হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম। একদম। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, একদম।
উ জি।
তো আমিও কিন্তু এটাই মনে করি যে, আমরা যদি কাজের পরে যেমনটা একটা প্রজেক্ট বা একটা কাজ, এটা কিন্তু আমাদের একটা আ বলতে গেলে যে একটা লক্ষ্য থাকে। যে, "না এটা আমাদের পূরণ করতেই হবে।" তো সেইক্ষেত্রে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় নিজেদেরকে চাপ দিয়ে থাকি এবং আমার মনে হয় ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আমরা কিন্তু আহ চাপ খুব বুঝে শুনে আমাদেরকে দিয়ে থাকি। কেননা আমরা যদি আমাদেরকে চাপ দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের দক্ষতাটাকে বুঝতে পারবো, নিজেদেরকে চিনতে পারবো, অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠবো এবং আপনি একটা সুন্দর পরামর্শ দিলেন, যে আপনি আপনার আ লক্ষ্যে পৌঁছানোর পর বা কর্মস আ কর্মস্থল থেকে আপনি একটা বড় ছুটি নিয়ে আসেন। সে তো সেক্ষেত্রে আমারও যেহেতু প্রজেক্টটা চলছে, আশা করি কিছুদিনের ভিতরেই এটা শেষ হয়ে যাবে এবং আমি খুব সুন্দরভাবেই আ চেষ্টা করব যেন আমার লক্ষ্যে আমি পৌঁছাই। তো সেক্ষেত্রে আমিও কিন্তু আহ একটা ছুটি নিয়ে আসবো ভাবছি। তোহ হা আপনার সাথে নিজেকে বা ব্যক্তিগত জীবনের কথা বলে খুবই ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন। ধন্যবাদ।
উম জি। জি। জি। হ্যাঁ। উ জি। একদম। একদম। জি। উম জি। একদম। অবশ্যই। উম জি। হ্যাঁ, আপনার সাথে কথা বলেও আমার খুবই ভালো লাগলো। আসলে আ এই যে মা এই চাপের বিষয়টা এরকম যেটা আমাদের জীবনে থাকবেই এবং আ মাঝেমধ্যে আমাদের নিজেদেরকেও চাপ দিতে হবে নিজেকে, যার ফলে আসলে আমরা আ নিজেদের যে একটা ক্ষমতা রয়েছে, ঠিক কতটুকু আমরা নিজেদেরকে পুশ করতে পারি সেটা সম্পর্কে জানতে পারবো। এবং এটা জানা কিন্তু ভালো, কারণ পরবর্তীতে যখন আমরা আ যে কর্মস্থলে রয়েছি সেখান থেকে যদি আ বড় কোন চাপ আসে ওইটা আমরা সামলাতে পারবো কিনা এটা থেকে আগে থেকেই আমাদের একটা ধারণা হবে। তো সেই ক্ষেত্রে আসলে যখনই চাপ আসবে, তখন আসলে এটাকে আমাদের ব্যালেন্স করে চলতে হবে। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।
হ্যাঁ। হ্যাঁ। তো